মানে খুব ভালো ভাবে শালীনতার মধ্যে ছিলো তখনকার বিষয়গুলো। আ সে আ সেইজন্যে আমি আধুনিকতার প্রতি অ্যা আমার মনোভাব ইতিবাচক। কিন্তু অস যেমন ধরেন খুব স্পষ্ট করে যদি বলি, যে, একটা টপস এত ছোট আ যেটা আমরা হয়তো সিনেমায় দেখতে পছন্দ করি ঠিকই বোম্বের সিনেমা দেখলাম কিন্তু আবার দেখবেন যে, বাংলাদেশের সিনেমায় দেখতে আমরা ওটা পছন্দ করছি না। আমার চোখ মানছে না। কারণ আছে কিন্তু। কারণ হচ্ছে তো আমি আমার সমাজে আমি টিভিতে সিনেমা হলে গিয়ে অন তারা ওই দেশের মানুষ তারা ওইভাবে অভ্যস্ত তাদের কালচার ওটা। আমার কালচার তো ওটা না, আমার বাঙালি বাংলাদেশিদের জন্য তো ওটা না। এই জায়গাটায় আমি, আমি সব ধরণের আধুনিক পোশাক পড়েছি কিন্তু কখনোই উম খারাপ না। মানে দেখতে খারাপ লাগবে না। না এরকম হ্যাঁ, এস এটাতে বিশ্বাসী আরকি। এটা জি।
একটা শালীনতার মধ্যে। অ্যা হুম। আচ্ছা। হুম। হ্যাঁ, পছন্দ। হুম। হ্যাঁ। না, না, এটা তো অব উহ না। না যেমনই হোক আপনার পরিবারের একটা রীতিনীতি থেকেই হোক বা সেখানের একটা শিখা-দীক্ষাই হোক সবকিছুই কিন্তু আপনার মধ্যে ভালো ভাবে দেখা যায়। আপনি সেটা অনুধাবনও করতে পেরেছেন। এর পাশাপাশি আপনি বললেন যে, শাড়ি পরার একটা প্রচলন হয়তোবা ছিল আপনাদের মধ্যে। যা আসলে খুব শালীনতার মাধ্যমে পরবর্তীতে দেখা যায় আধুনিকতার ছোঁয়া আসার প মানে লাগার পরেও কিন্তু দেখা যায় সেই বিষয়টাকেও কিন্তু খুব দারুণভাবে বজায় রেখেছেন এবং আপনিও চান যে, আপনার সন্তানের ক্ষেত্রেও সেটা বজায় থাকুক। এই যে, মনোভাব, এই যে, দৃষ্টি-ভঙ্গি এগুলা কিন্তু প্রত্যেকটা চমৎকার একটা বিষয়। সত্যি কথা। তার পাশাপাশি খুব ভালো লেগেছে আসলে আপনার সাথে কথাবার্তা বলে। এত সুন্দর, সুন্দর মনোভাব পোশাক পোশাকের ব্যাপারটা বা ঐতিহ্য ধরে রাখার যে, একটা ব্যাপার এই, এই ধরনের মনোভাব কিন্তু সবার মধ্যে থাকে না যেটা হচ্ছে আপনার মধ্যে আছে। তো অনেক ভালো লাগলো আসলে আপনাকে অনেক
জি। জী। একদমই। একদম। একদম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। <chuckles> আমারও খুব ভালো লাগলো। মন খুলে আমি আমার পোশাক সম্পর্কে আপনার সাথে আমার মনোভাব ব্যক্ত করতে পারলাম। নিজে কি পড়তাম, সন্তানকে কোন পথে নিয়ে যাচ্ছি। অ্যা সবগুলো খুব ভালো মানে সুন্দর লাগলো। খুব আলাপটা ছিল প্রাণবন্ত একদম খুব সুন্দর করে কথা বলেন আপনি। অ্যা অনেক ভালো থাকবেন। অনেক শুভকামনা আপনার জন্যে। অনেক, অনেক ধন্যবাদ।
আ অ্যা হ্যাঁ। আপনিও ভালো থাকবেন।